আসলেও আ বিশেষ করে শুরু হয় যে আ দেখা যায় উম আমার অধিকাংশ বন্ধু চাকরিজীবী। তো তারা ১ম এ এসেই কিন্তু শুরু করে আজকে বস এই কাজ দিয়েছে। আমার এই কাজ করার কথা না। কালকে ছুটি আছে। আমার ছুটির দিনও কাজ করতে হবে। তো ১ম এ আসলে অভিযোগ দিয়ে আরকি মনটাকে খালি করার জন্য চায়ের কাপ দিয়ে শুরু হয়। আর আপনি শুনে আশ্চর্য হবেন, যে আমরা যে এই চায়ের কাপটা শুরু করি একেকজন কম হলেও ৪ থেকে ৫ কাপ চা খেয়েই কিন্তু আমরা আড্ডাটা শেষ করি। তো বুঝতে পারছেন যে কত গভীর একটা আলাপ হয় বন্ধুদের সাথে।
উহুম। হুম। আচ্ছা। হুম। হু, হু। হুম। আরে অবস্থা। হুম, <chuckles> মানে আলোচনা এতটা গভীরে চলে যায় যে স্বাস্থ্য সচেতন বন্ধুরাও ভুলে যায় যে ৫ কাপ চা খেয়ে ফেলেছে। <laughs> খুবই অদ্ভুত অবস্থা এবং আ আসলে চায়ের কাপের আ চুসকি নিতে নিতে কথা বলতে গেলে খেয়ালই থাকে না যে কখন কাপকে কাপ শেষ হয়ে যাচ্ছে। তাই না?
অ্যা হ্যাঁ। একদম তাই, একদম তাই। জি। জি, জি। এক্কেবারে ঠিক বলেছেন। কারণ অ্যা মানে এরকম ভাবে মনে হচ্ছে যেন একটা তৃপ্তি দিচ্ছে, আমার বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে, তারা তাদের দুঃখ বলছে, আমি আমার দুঃখ বলছি যে আ মানে কি একটা মানে সুন্দর একটা অ মানে ভালোই লাগে। মানে এটা যেন একদিন যদি কোনো কারণে বাদ হয়ে যায়, বা ব্যস্ততার কারণে না যাওয়া হয়, তখন খানি কেন জানি মনে হয় যে কি জানি একটা হয় নাই, কি জানি একটা হয় নাই। একদম, একদম।
উ হুম। রাইট। পরিবেশ। উম। উ হুম। একটা ফাঁকা জায়গা তৈরি হয়, কি যেন করা হয়নি বা কোথাও যেন কি বাদ রেখে গেছে। বেশ আ বেশ ভালো একটা অবস্থা আসলে, আ অধিকাংশ সময় যেটা দেখা যায়, যে বন্ধুদের সঙ্গে কথা বললে মনটা হালকা হয়। এবং যেটা আরকি আপনি বলছিলেন, যে বচের সম্পর্কে ইচ্ছামতন বলার একটা সুযোগ থাকে বা আ দেখা যায় যে নিজের দিনের যত ফ্রাস্ট্রেশন ঐ এক জায়গাতেই উড়ে যায়। এটা বেশ মানে স্বাস্থ্যকর একটা অভ্যাস বলতে পারেন। কিন্তু ওই যে বেশ কয়েক কাপ চা খাওয়ার কথা বললেন। আসলে এটা নিয়ে চিন্তা হয় না? যে অতিরিক্ত খাওয়া হয়ে যাচ্ছে?
একদম তাই। জি। একদম তাই। জি, জি।

আসলেও আপনি একটু আশ্চর্য হবেন ব্যাপারটা। আমরা কিন্তু বন্ধুরা একত্রিত হচ্ছি আমাদের আ ব্যক্তিগত কথা বলতে। কিন্তু চায়ের দোকানে কিন্তু এমন, এমন কিছু খবর পাবেন যেটা সংবাদেও পাবেন না। তো এই মধ্যে পরে রাজনীতি। এই যে রাজনীতিক কথা কিন্তু আমরা শুরু করি না। আশেপাশের মানুষ শুরু করে, শোনার পরে আমাদের কৌতূহল জাগে। আচ্ছা তাই নাকি দেশের এই অবস্থা হচ্ছে, তখন কি হয় মানে আ আমাদের এরকমও স্মৃতি আছে, যে চায়ের দোকানে বসে আমাদের তিনটি বন্ধুর সাথে দেখা হয়েছে। তারা আমাদের বন্ধু ছিল না। তারা খুব যুক্তিসঙ্গত
হুম। আচ্ছা। হুম। রাইট। উহুম। আচ্ছা। হুম। উহু।
মানে আসলেই একটু কেমন জানি মানে শরীরটা আছে না যে ধরে যায় এরকম একটা অবস্থান হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ একদম তাই।
হুম। উম মানে একটু ঝাঁকুনি দিয়ে উঠে একটু কাঁপুনি দিয়ে উঠে। আরে অ্যা অ্যা এত সুন্দর কথা কোত্থেকে বলল, আমাদেরও তো কথা বলা উচিত তাদের সাথে। তাই না?
জি, জি, জি। অ্যা একদম তাই। তো ঐযে ওইখান থেকেই আসোলো যে অ্যা কথাবার্তা শুরুতে রাজনীতির আলাপ চলে আসে। দেশের এই অবস্থা হয়ে আছে। মানে আমরা আসলে ধরে নেই কি যে চায়ের জায়গাটা হচ্ছে মানুষের যত ধকল আছে, যত শরীরে ক্লান্তি আছে সব রাগ মেজাজ। ওই দোকানটার মধ্যে বসেই আমাদের সব ভাসিয়ে দিয়ে তারপরে বাসায় এসে ঘুমাই। এরকম একটা অবস্থা।
হুম। উহুম। শেষ হয়ে যায়। হুম। বাহ! হুম আসলেই খুব ভালো একটা সিচুয়েশন। তবে এই যে চায়ের দোকানে বা রাজনৈতিক কথা বলুন বা এই যে দুজনের কথা বললেন, যারা রাজনীতি নিয়ে খুব ভালো রকম কথা বলছিল। তো এমনটা কি কখনো হয়েছে যে বন্ধু মহল নিয়ে কথা বলছেন কিন্তু কথার মাঝখানে এমন কেউ জুড়ে গেছে, যে আসলে যাকে আপনারা চেনেন না। কিন্তু ওই কথা থেকেই সে আপনাদের বন্ধু হয়ে গেছে?
জি, জি। জি, জি।

আ এটা আসলে একবার দুইবার নয়, অধিকবার লক্ষ্য করেছি। সেটা হচ্ছে যে, আ আছে না যে, এলাকার কিছু চয়ের টঙের দোকান আর আরো আছে কিছু আ নামি দামি আ দালানে চায়ের দোকান। ঠিক আছে? তারা হয়তো একটু বরফ ঢেলে দাম দিয়ে চা বিক্রি করছে। তো আমাদের অ্যা বন্ধুদের ভিতরে একটা জিনিস আছে যে, আমরা বিভিন্ন চায়ের দোকানে একটু ঘুরে, ঘুরে দেখতে চাই। মানে একটা জায়গায় সবসময় বসে থাকতে ভালো লাগে না। তো এই যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের যে, কথাটা বললেন এইটা দেখা যাচ্ছে যে, নতুন প্রজন্মে যারা এসেছে তারাই বেশিরভাগ দেখা যায় তাদের মোবাইল-মুঠো ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ব্যস্ত। আড্ডা দেওয়ার তো নামই নেই। যেন আ দেখানোর জন্য তারা একটা এসেছে এবং ছবি উঠাবে, ছবি উঠিয়ে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবে। তো এইসব চায়ের দোকান বলেন, এগুলো আমরা এড়িয়ে চলি। আর সবচেয়ে বড় কথা যে, কিছু চায়ের দোকান আছে; ঠিক আছে? ওগুলো হচ্ছে একটু ভিতর দিকে থাকে। আর খুব কম মানুষই জানে যে, এইখানে একটা চায়ের দোকান আছে। আর আপনিও শুনলে একটু অবাক হবেন যে, আমাদেরই এলাকাতে একটা চায়ের দোকান আছে যেটা আমাদের জন্যই রাতের দুইটা-তিনটা পর্যন্ত খোলা থাকে। তো আমরা জি।
আচ্ছা। হু, হুম। রাইট। হু, হুম। আচ্ছা। হু, হুম। হম, হম। রাইট হুম, হম। হু, হুম। হুম। রাইট। দোকান আছে। হুম। হু, হুম। আচ্ছা, মানে আপনারা যাবেন, আপনারা গিয়ে চা খাবেন। তার জন্যই মোটামুটি খোলা। হ্যাঁ?
খুলে রাখে। তো এই যে, আপনি যে, কথাটা মাত্র বললেন না, এসব মানুষদের আসলে আমাদের বা আমার বন্ধুর একদমই পছন্দ না। যার কারণে আমরা এদেরকে এড়িয়ে চলি এবং আমরা যেখানে একটু শান্তিভাবে বসে ঠান্ডা মাথায় কথা বলতে পারি, আমরা ঐসব দোকানে যেয়েই চা খাই। হোক দোকানটা দেখতে খারাপ, হোক ঐটা আ ঐরকম পরিবেশ না। কিন্তু আমাদের যে, লক্ষ্যটা একসাথে হওয়া এই লক্ষ্যটা যেন অটুট থাকে। এইজন্যই আসলেও আমরা ঐসব আ নামি দামি রেস্তোরা বাদ দিয়ে সাধারণ একটা টঙের দোকানে বসে আড্ডা
ও। হু, হুম। হু, হুম। হু, হুম। হুম। সাধারণ চায়ের দোকান পছন্দ করেন। আসলেই আব বেশ অসাধারণ আইডিয়া। কারণ অধিকাংশ সময়ই চায়ের দোকানে আ ডিসট্রাকশন যেটা মানে নিজেদের মূল লক্ষ্য ভুলে গিয়ে অ অন্যদিকে মনোযোগ চলে যাওয়ার বড় একটা কারণ কিন্তু এটা যে, পাশের লোক যদি মনোযোগী না থাকে তাহলে নিজের মনোযোগটাও অনেক সময় হারিয়ে যায়। আসলেই বেশ ভালো অবস্থা। এবং আও একটা জিনিস হয় কি যে, চায়ের দোকানে কিন্তু বন্ধুত্বর সাথে, সাথে ঘনিষ্ঠতাও বজায় থাকে কিন্তু যে, নিয়মিত দেখা হওয়ার একটা সুযোগ থাকে আরকি। তো আপনাদেরও কি এমনটা হয়, আপনাদের মানে একত্র হওয়ার জায়গাটি ওটা?
একদম তাই। জ্বি। জ্বি। একদম। জ্বি, জ্বি। ঠিক বলেছেন। জ্বি, জ্বি, ঠিক বলেছেন।

আসলেও কি দেখেন একটা আ এশিয়া মহাদেশে খেয়াল করেছি জিনিসটা। এখন প্রায় শুনি যে চা খেলে নাকি মানুষ কালো হয়ে যায়। চা খেলে নাকি রাতের ঘুম চলে যায়। এরকম কিছু অদ্ভুত, অদ্ভুত কথা শুনতে হয় যখন পরিবারের কাছে বলি, "চল একসাথে বসে চা খাই।" তো আসলেও অনেক চেষ্টা করেছি যে মোবাইলটা বের করে বা তথ্য প্রযুক্তি দিয়ে বোঝানোর জন্য যে এটা ব্রিটিশ আমল থেকে হয়ে আসছে। আর যারা চা খেয়েছে এটা তাদেরকে ওরকম কোনো ক্ষতি করেনি। এটা আসলেও ভুল ধারণা। আর তারা বারবার ১ টাই অজুহাত দেখায় যে চিনি দিয়ে চা খেতে হবে। আর না চিনি ছাড়া চা খেলে এটা কোনো চা হয় না। তা এখন কথা হচ্ছে তারা চিনি ছাড়াও চা খাবে না আবার চিনি সহও খাবে না। তো মাঝখানে পড়ে গেছে আরকি বুঝতে পারছেন তো?
হুম। আ <chuckles> চা খাই। উ হুম। রাইট। হুম। আচ্ছা। ও ওকে। হুম। <chuckles> হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলেই বেশ অদ্ভুত একটা অবস্থা আপনার যে আ আ আসলে চিনি চিনিই তো চা'র মধ্যে সবচাইতে ক্ষতিকর বা যে জিনিসটা থাকে সেটা। তো সাধারণত দেখা যায় যে যারা চা খান, বিশেষ করে যারা ডায়াবেটিসের রোগী বা উচ্চ রক্তচাপ আছে। তারা কিন্তু চিনিটাকে এড়িয়ে চলার চেষ্টা করে। এবং চিনি এড়ালেই দেখা যায় তাদের চা খাওয়াটা কখনো কমে যায় না। কিন্তু সেখানে আপনার পুরো পরিবারই কোনোভাবেই চা খেতে রাজি না। বিশেষ করে চিনি ছাড়া খেলে চিনি দিয়ে খেতে হবে নাহলে না। এটা ব্য খুবই ইন্টারেস্টিং একটা আ ব্যাপার। এ খুবই অদ্ভুত ব্যাপার। তবে আ একটা জিনিস যেটা বললেন যে এশিয়া মহাদেশে আসলে আ চা'টা ম্মা নিয়ে অনেক ধরনের মিথ প্রচলিত আছে। কিন্তু এশিয়া মহাদেশে তো এটাও আছে যে চা হচ্ছে আপনার যেকোনো একটা জিনিস দিয়ে পানীয় তৈরি করলে সেটা চা হয়ে যায়। বিশেষ করে যদি আ চাইনিজ কালচার এর দিকে তাকান, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ওরা আ আপনার লেমন গ্রাস দিয়ে চা বানায়। তারপর আপনার পাইন কোন দিয়ে চা বানায়। পাইন পাতা দিয়ে চা বানায়। এখন এ আ এত ধরনের চা থাকা শর্তেও এই ধারণাটা প্রচলিত হলও হল কেনো?
জি, জি। একদম তাই, একদম তাই। জি, জি অবশ্যই। ঠিক। একদম ঠিক বলেছেন। অদ্ভুত না ব্যাপারটা একটু মানে সেটাই। জি। একদম ঠিক। জি, জি। একদম। একদম ঠিক বলেছেন।

আচ্ছা এটা আসলে কি অ্যা যখন আমি দেখতে শুরু করলাম যে, আম পরিবার পরিজনরা চা খাচ্ছে না। তখন কিন্তু আপনি যে, চা গুলার কথা মাত্র উল্লেখ করলেন, আমি বাজারে গিয়েছিলাম এই চা গুলো খুঁজতে। কারণ হচ্ছে কি ছোটবেলায় চা খাওয়ানো শিখিয়েছেই পরিবার। তো ভিতরে একটা কেমন জানি অদ্ভুত, অদ্ভুত একটা অভিগ কেমন জানি লাগতো যে, আরে যারা চা খাবে না আচ্ছা ঠিক আছে।
হুম, হুম। রাইট। হুম, হুম, আচ্ছা। হুম। হুম, একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেছে যে, অ্যা আগে খেতাম একসাথে বসে, এখন হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল, না?
একদম, একদম তাই। একদম তাই। তো আমি না পরে গিয়েছিলাম। তো তারপর যাওয়ার পর যেটা হয় যে, আমি যখন বাজারে গেলাম। বাজারে যাওয়ার পর যে, চা গুলার কথা বললেন। দেখছি যে, অন্য বাংলাদেশি বা অ মানে যে, যেখানে অ চার দাম হয় ২০০ টাকা করে একটা টি ব্যাগের প্যাকেট। ওইখানে ওই চাগুলোর দাম ১২০০ টাকা, ২৫০০ টাকা। মানে বেশ টাকার তফাতের একটা ইয়া দেখেছি। তাও চেষ্টা করেছি নিয়ে আসতে। ওরা বলে না এটা আমাদের স্বাদের সাথে মিলে না। এটা তুমি খাও। এটা আমাদের দ্বারা হবে না। ও চা খাওয়ার আশা তো ভাই বন্ধ করে দাও। যদি কখনো জুস বা শরবত খেতে চাও, তখন আমাদের সাথে বসে চো খেও। এক আ জি। এখানে আটকা পড়ে গ্যাছে এরাও।
আচ্ছা। হুম, হুম। হুম। আচ্ছা, হুম। হুম, হুম। <laughs> আমাদের সাথে বসো, হুম। আসলেই বেশ, অ বেশ, হুম। না, বেশ অদ্ভুত একটা প পরিস্থিতির মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। তবে আ বন্ধুদের সাথে চা খাওয়াটাও কিন্তু কম এনজয়েবল না, তাই না? তো সেদিক থেকে আসলে বন্ধুদের সাথে চা খাওয়ার সময় আলোচনা তো চলে, হুম? তো আপনাদের এখানে আলোচনাটা কোনটা নিয়ে শুরু হয় এবং আসলে কোন পর্যন্ত গড়ায়?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, জি। একদম তাই। একদম। অবশ্যই, অবশ্যই।